হ্যাঁ অবশ্যই। যেমন আমি হচ্ছে যখন থেকে এ্যা অবশ্যই যেই স্কুলের ইভেন স্কুলের আগেরও অনেক ঘটনা আছে যেগুলো আসলে মনে থাকে না। তো যে যেমনটা হয়েছে যে স্কুলে আগে থাকা থাকে না বৃত্তি দিত বা আ যেটাকে বলে যে এ্যা পরীক্ষা স্কুলের বার্ষিক পরীক্ষার পরে একটা বা প বৃত্তি হত। যেটা থাকে যে টাকা দিত কিছু, হ্যাঁ? তো সেই বৃত্তির পরে। তো দেখা গিয়েছে সেগুলো আমি জমাতাম। আর আমার প্রত্যেকটা পরীক্ষার পরে যখন বৃত্তি পেতাম যখন আমি ভালো ফলাফল করতাম তখনই একটা না একটা চাহিদা থাকত। তো আমি সবসময় আমার
হুম, হুম। উম জ্বি। হুম, হুম। জ্বী। হুম, হুম। আচ্ছা। তার মানে আপনি বেশ ভালো স্টুডেন্ট ও ছিলেন?
হ্যাঁ, এটা অবশ্য ঠিক। যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। দুষ্টু কর দুষ্টুমি করতাম কিন্তু ভালো স্টুডেন্ট ও ছিলাম।
বাহ! হুম। মানে ওই যে বা বাংলায় একটা কথা আছে না? জাতে মাতাল তালে ঠিক। ঐরকম একটা বিষয়।
জ্বী। <giggles> এ এরকম একটা বিষয় একদম। তো আমার খুব সাইকেলের উপরে নেশা ছিল। আমি জানি না কেন মানে থাকে না যে মেয়ে হয়েও তুমি সাইকেল মোটরসাইকেল এগুলোর উপরে বেশি কিসের জন্য? তো আমার আবার এই জিনিসটার উপর খুবই একটু Interesting একটা ইয়ে ছিল হুম।
হুম। হুম, হুম। বাহ! Interesting কিন্তু। মানে মেয়েরা কিন্তু সচরাচর এরকম মানে এইসব বিষয়ে দেখা যায় যে Interesting টা একটু কম থাকে। সেক্ষেত্রে আপনার একদম উল্টো।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম থাকে। জ্বী, আমি আমি বলেছিলাম যে ওটা আমার ক্লাস ৩ তে আমার মনে আছে যে আমি এবার বৃত্তি পেলেই আমি সাইকেল নিবো। তো টাকা তো সে পরিমাণ পেতাম না। কিন্তু সাইকেল তো নিতেই হবে। এটা আমার একটা মানে আবদার ছিল। তো الحمد لله তখনও রিসাল্ট টা ভালো হয়েছিল। তো আমার যেটা টাকা ছিল সেটা আমি দিয়েই দিয়েছিলাম। আর তখন মনে হতো যে আমার এই টাকা দিয়েই আমি সাইকেল পেয়েছি। আসলে কিন্তু সেটা ছিল না। তো আমি সেটা নিয়ে খুব বড়াই করে বলতাম দেখো আমার টাকার সাইকেল, দেখো আমার টাকার সাইকেল মানে হ্যাঁ।
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা। একদম সেটাই। আপনার টাকারই তো মানে আপনি এত কষ্ট করে পড়েছেন এবং এত কষ্ট করার পরে হচ্ছে হলো গিয়ে ১টা ভালো রিসাল্ট এর পরে থাকে না একটা Reward হিসেবে সরকার আপনাকে দিচ্ছে। তো এটা তো আপনার নিজের অর্জনই।
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, একদম। তো এই সাইকেল নিয়ে অনেক কাহিনী আছে। যেমন আম আমার বাসা থেকেই ইছ হ্যাঁ আমার বাসা থেকে স্কুল কিন্তু খুব একটা দূরত্ব না। আ খুবই কাছের বলা যায় যে ২ মিনিটের মতো লাগতো এরকম। তো এত কাছে তো আমি আমি আবার বাহানা দিতাম যে এই সাইকেলে করে স্কুলে যাবো। আ তো এটার কোনো মানে বলে না যে লজিক নেই যে সাইকেলে করে এতটুকু স্কুলে যাবো। আর তখন আসলে যখন ছোট ছিলাম তখন ওই যে ৪ চাকা থাকতো সাইকেলের মধ্যে সেরকম ১ টা সাইকেল নেওয়া হয়েছিল। আমি তো চালাতে পারতাম না। তো ১ম এ সাইকেল নিলাম খুব মজার মজার ভাবে কিন্তু সাইকেলে উঠতে যে পরিমাণ ভয় পেয়েছি। মানে থাকে না যে আমি উঠবই না বা চালাবোই না যতই সাইকেলের মধ্যে ৪ চাকা থাকুক না কেন পড়ব না থাকুক কিন্তু আমি উঠে আর চালাতে পারি না। ২ ১ দিন খুব কান্নাকাটি করেছি। যে আমি কিভাবে উঠবো, কিভাবে উঠবো? নিজেই কিনে নিজেই কান্নার বিষয়টা চলে আসছিল তখন।
যেমন শুনি ঘটনাগুলো আসলে কি ঘটেছে? হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জ্বী। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সেটা কেন হয়েছিল? মানে মানে কেন ভয় পেয়েছিলেন?